আসলে দেখেন যদি আ ক্ষমা করার মাধ্যমে যদি মানুষের আ পরিবর্তন হয়, যেমন ধরেন একজন আসলে ভুল করছে। এবং সে যদি সত্যিকার অর্থে আ অনুতপ্ত অনুতপ্ত হয় এবং অনুতপ্ত হয়ে আসলে ক্ষমা চায়। আ তাদেরকে ক্ষমা করার মাধ্যমে আসলে আপনি একটা সম্পর্ক যেটা ছিল, তার চেয়ে অনেক সুন্দর একটা সম্পর্ক আশা করতে পারেন। আ যেমন ধরেন যদি সে বুঝতে পারে যে আসলে তার ভুল হয়েছে তাহলে কিন্তু সে আর ২য় বার সেই ভুলটা করবে না। কিন্তু যারা আসলে আ ক্ষমা চাচ্ছে যেন সে তারা কোন সুযোগ পায় বা সুযোগের সন্ধানে আসলে ক্ষমা চাচ্ছে। তাদের সাথে আসলে আ ক্ষমা করে দা দি দিলে সম্পর্ক যেটা হয়, সেটা হচ্ছে আরো অনেক অবনতির দিকে চলে যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হয়। কারণ, তারা আবারো সেম ভুল করবে এবং আবারো আসলে সম্পর্কটা আসলে খারাপের দিকেই যাবে।
জি। হু, হু। এক্সাক্টলি, এক্সাক্টলি। জ্বী, জ্বী। সঠিক কথা বলেছেন।
তো আমার ক্ষেত্রে এই জিনিসটা ম্যাটার করে। আসলে যে ক্ষমা চাচ্ছে তার আসলে উদ্দেশ্যটা কি? সেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় বিষয়। যদি তার উদ্দেশ্য ভালো হয়, তাহলে আমার কাছে মনে হয় যে একটা সম্পর্ক আসলে অনেক বেশি আরো মধুর হতে পারে বা সুন্দর হতে পারে। আ এটা যদি সম বা একজন যদি আসলে আ তার উদ্দেশ্য যদ খারাপ হয়, তাহলে সম্পর্কটা আরো বেশি খারাপ হতে পারে। তবে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে, কোন সময় ক্ষমা কোন সো কোন সময় ক্ষমা না দেওয়া ভালো হতে পারে কিনা? এ বিষয়ে আপনার কি মনে হয়?
হু, হু। একদম, একদম। অবশ্যই। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আ ক্ষমা না করা অনেক সময় ভালো হতে পারে। এর থেকে আমার পার্সোনাল কিছু ইস্যুজ এর কথা যদি বলি সেটা হচ্ছে, আমি যে ফ্রেন্ডের কথা একটু আগে বললাম, ওর থেকে না জাস্ট আমার মন উঠে গেছে বলতে গেলে। আমি যত চেষ্টাই করি। আমি ইভেন মুখেও যদি বলি আমি ক্ষমা করে দিচ্ছি। বা আ ও যদি অ্যাকচুয়ালি ক্ষমা চায় আ আমার কাছে, তারপরেও আগের মত আর কোন কিছুই হবে না। কারণ আমি just he just মানে broke my trust right তো, এটার কারণে হচ্ছে তার উপর আমার আগে যে ভরসাটা ছিল, সেই ভরসাটা আমি কখনোই করতে পারবো না। এবং এর কারণেও আমার মনে হয় যে ক্ষমা অনেক সময় না করে দেয়াই ভালো। এবং আপনি একটু আগে আরো একটি কথা বললেন যে যখন উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না। যে তার উদ্দেশ্যটা আসলে কি? সেক্ষেত্রেও আমার মনে হয় ক্ষমা না দেওয়া ভালো হতে পারে আরকি।
হাতটা ছাড়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওকে। ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। অবশ্যই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি আসলে খুবই সুন্দর কথা বলেছেন, যে আসলে আ কারো উদ্দেশ্য যদি না বুঝতে পারি তাকে আসলে ক্ষমা করে দেওয়াটা না দেওয়াটাই ভালো। এবং আ শ্রেয়। তবে আমি আপনার সাথে একমত যে হচ্ছে, যখন কাউকে ক্ষমা করব তাকে আসলে তার সম্পর্কে আসলে ভাল করে বুঝতে হবে যে আসলে সে কি চাচ্ছে? এবং তার পরবর্তী উদ্দেশ্যটা কী সেটা বুঝেই আসলে তাকে ক্ষমা করা উচিত। তার পাশাপাশি যদি আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে। যে হচ্ছে আ আসলে যারা হচ্ছে ক্ষমা চায়, তাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাদেরকে আসলে আ অ অনুতপ্ত হওয়ার পর আসলে কিভাবে নিজেকে আসলে আ ধরে রাখা উচিত? যেন আসলে পু পরবর্তী সময়ে এই ধরনের ভুল আর না হয়।
জ্বী, জ্বী। হুম। হু, হু। একদম। জ্বী, জ্বী। হু, হু।

একদম সঠিক বলেছেন আপনি। কারণ যে আসলে আমার বিশ্বাসের সুযোগ নিবে, আমার ক্ষমার সুযোগ নিবে তাকে তো ক্ষমা করা কোনভাবেই উচিত না। কারণ সুযোগ সন্ধানী মানুষ আমি নিজে থেকে পার্সোনালি এমনিতেই, সুযোগ সন্ধানী মানুষ একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ এদের এদেরকে আমি আসলে ওভাবে বিশ্বাস করতে পারি না। কারণ আ কখন কি করে ফেলবে, কখন, কোন ক্ষতিটা আমার করে দিবে? এরা আসলে হয়তো নিজেরাও জানে না। কারণ সবসময় সুযোগ যে খুঁজে আসলে একটা মানুষের ক্ষতি করার জন্যে তাহলে আ আমার মনে হয় যে পার্সোনালি সে একেবারেই ক্ষমার অযোগ্য। এবং আ আসলেই তাকে ক্ষমা করা উচিত নাই। যেহেতু আপনি খুব সুন্দর করে একটি কথা বললেন যে পরবর্তীতে সে হয়তো ক্ষমা চাচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, আমার কাছে যেন সে সত্যিই অনুতপ্ত হয়েছে তার কাজে। বাট তার মূল উদ্দেশ্য ছিল যে আমাকে আবারো ক্ষতি করার চেষ্টা করা এবং ultimately আ তাতে সেটাতে সাকসেসফুল হওয়া, প্লান টা আরো স্ট্রং করা। তো আমরা যখন মানুষের আ উদ্দেশ্য আসলে প্রপারলি বুঝতে পারব না, ক্লিয়ার হব না উদ্দেশ্যটা কি? তখন মনে হয় আমার যে ক্ষমা করাটা একটু কঠিন হয়ে যায় বা অনেক সময় সম্ভবও হয় না এরকমটি আসলে। তো আপনার লাইফে কি এমন কোন ঘটনা হয়েছে যেখানে আপনার মনে হয়েছিল যে কাউকে আপনি ক্ষমা করতে পারছেন না, সম্ভব না আপনার পক্ষে? আচ্ছা, আচ্ছা।
জ্বি, জ্বি, জ্বি, অবশ্যই, অবশ্যই। আচ্ছা। ওকে। জ্বি, জ্বি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। জ্বি। জ্বি, জ্বি। জ্বি। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। জ্বি, জ্বি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সবার আসলে এরকম ঘটনা থাকে। আ তো আমার ক্ষেত্রে আসলে এরকমটা হয়েছিল যে আমি আমার বন্ধুর সাথে আসলে আ একটা ব্যবসা দিয়েছিলাম এবং এই ব্যবসায় পরিচালনার দায়িত্ব সম্পূর্ণটা আমার বন্ধুর উপর ছেড়ে দেই, এবং আসলে আমি যেহেতু আ একটু দূরে থাকি সেহেতু আমার আসলে ব্যবসাটা আ পরিচালনা বা, নিয়ন্ত্রণ বা দেখাশোনা প করা সম্ভব ছিল না। তো আসলে সেই ক্ষেত্রে আমার বন্ধু যখন আমার সাথে ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে
হু, হু। আচ্ছা, আচ্ছা।